ঠিক, একদমই ঠিক বলেছেন আপনি। আসলে, আমরা আ ভূগর্ভের জল এতটাই উত্তোলন করছি, উত্তোলন করে আসলে আ ভূগর্ভকে আসলে বলেনা যে আ ফাঁপা করে দেয়া কিংবা ফোকরা করে দেয়া। যেখানে আসলে জল নেই এবং আ জল থাকার কারণেই কিন্তু আ উপরের ও যে মাটির অংশ এবং নিচের মাটির অংশের মাঝখানের জায়গাটা কিন্তু একটা ব্যালেন্স থাকে। তো যখন সেটা খালি হয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবেই আ উপরের যেই ওজনটা নিচের দিকেই চেপে যাবে। এবং আব আ আমি যদি আসলে আমাদের দেশের কথা বলি, আমাদের দেশ তো আসলে এমনিতেই ঝুঁকিপূর্ণ আম ভূমিকম্পের দিক থেকে। তো অতিরিক্ত জল অপচয় কিন্তু সেটাকেই আসলে বারবার বোঝাচ্ছে যে, অতিরিক্ত জল যাতে অপচয় না করি, সেটা আমাদের জন্যই ভালো।
হুম, জি। <clears throat> উম, জি। <chuckles> অ্যাঁ হ্যাঁ। উম জি। হ্যাঁ। হুম। অ্যান্ড অ্যা। উম, জি। <chuckles> হ্যাঁ, একদম। উমহু, উঁহু। আর বর হ্যাঁ, বর্তমান সময়ে দেখেন খাবার জবও জলের যে ব্যাপারটা, সেটার কিন্তু খুবই ঘাটতি হয়ে গিয়েছে। এই যে আ শুধুমাত্র খাবার জল না, আপনি এই যে গোসল করার জলের কথাও যদি বলেন আ ঢাকা শহরে, তো এখানে কিন্তু আসলে জল উত্তোলনের যে ব্যাপারটা এখন প্রায় বেশিরভাগ জায়গাতেই হয় না। এই যে মনে হয় যে, এই কখন বুঝি ধসে গেলো আরকি এমন একটা ব্যাপার। তো আ এই যে সমস্যাগুলো
জি। হুম। জি। হুম। <chuckles> জি, জি। আসলে ঢাকা শহরে জলের কথা যদি বলি, আম মানে এখন তো আসলে ওই পাতাল থেকে নিয়ে এসে একটা আ ট্যাঙ্কিতে সংরক্ষণ করা হয়। সেখান থেকেই কিন্তু পরে হচ্ছে আপনার আম আমরা ব্যবহার করে থাকি। তো ওই ট্যাঙ্কিতে যেই হুম।
অ্যাঁ হ্যাঁ। হুম জি। উহুম। উম মানে আমাদের খাদ খাবার জল হিসেবে হ্যাঁ, খাবার জল হিসেবে আরকি প্রচার ক বা মানে আমরা পাই আরকি। হ্যাঁ, তারপরে ব বলেন, আপনি বলছিলেন।
জি।

উম জি। আ হ্যাঁ, সেটাই আরকি। যদি শুরু করা হয় তাহলে মানুষ আরকি আরেকটু সচেতন হবে। আর সচেতন হতে পারলেই আপনার এই যে, সংরক্ষণের যে, ব্যাপারটা, আ পা সেটাই আরকি ইয়ে করা যায়। তবে আমার কাছে মনে হয় যে, আপনার আমাদের নিজেরা সতর্ক হয়ে আরকি, কম জল ব্যবহার যদি করি, তাহলে কিন্তু আসলে জল সংরক্ষণ করা যায়। তারপরে আপনার এই যে, বৃষ্টির যে, জল আছে, তো সেটাকেও আসলে আমরা কিন্তু ধরতে পারি।
হুম। হুম। হুম, হুম। জি, আসলেই। হুম, ঠিক আসলে আমি দেখেছি ছোটোবেলায় যে, আ বৃষ্টির জল দিয়ে কিন্তু আমার মা আমার দিদারা ওনারা সংরক্ষণ করে রেখেছেন, এবং রান্না করতেন, আ কিংবা ঘরের আরও বিভিন্ন কাজে ব্যবহার করতেন। আ তার কারণ ছিল আ যে, ওই জল দিয়ে রান্না করলে নাকি খাবার-দাবার অনেক ভালো থাকে অনেক সময় পর্যন্ত এবং আ সেই জল দিয়ে নাকি খেতেও সুস্বাদু এবং ভাতও নাকি নষ্ট হয় না। তো আমার মনে হয় যে, এই ধরনের যদি আসলে উম সচেতনতা তৈরি করা যায়, যে, আমরা কিভাবে আসলে জল সংরক্ষণ করতে পারব, কোন জলগুলো আমাদের জন্য ভালো এবং আরো একটা বিষয় যে, কোন জল আমরা কি কাজে ব্যবহার করব। যেমন পুকুরের জল, নদীর জল দিয়ে কিন্তু আমরা কৃষিকাজ করতে পারি, খাওয়ার জন্য আমরা ডিপ কলব্যবহার করতে পারি। তাহলে কিন্তু আমার মনে হয় যে, জলের আ অপচয় অনেকটা আসলে রোধ করা সম্ভব।
জি। উম জি। হ্যাঁ, হ্যাঁ। উম জি। হুম। হ্যাঁ। উম জি। হ্যাঁ। মানছি। হু, হুম। হুম। জি। হু, হুম। উম জি। হ্যাঁ, হ্যাঁ, একদম। আপনার সাথে আমি সম্পূর্ণটা একমত। এই এই ব্যাপারটা না জানার ফলেও হচ্ছে কি যে, আসলে আমরা যে, ব্যা ভূগর্ভস্থ যে, জলের ব্যব ব্যাপারটা আছে সেটাকেই আরকি সবথেকে বেশি অপচয় করি আরকি। আ তো যাই হোক, এ ব্যাপারে কথা বলতে পারে আমার অনেক কিছু জানলাম। তো আপনিও ভালো থাকবেন, খেয়াল রাখবেন নিজের। আর আশা করি যে, আপনি জল অপচায় যে, ব্যাপারটা আছে, সেদিকে একটু সচেতন থাকবেন। ধন্যবাদ আপনাকে।
জি। হুম। ঠিক, তো যাই হোক হ্যাঁ, ভালো থাকবেন। হুম, হুম। জি। হুম, হুম।

হাই।
হ্যালো, কি খবর? কেমন আছেন?
<sneezes> হ্যাঁ, এই তো ভালো। আ আপনি কেমন আছেন?
এই তো আমার জীবনও খুব চমৎকার যাচ্ছে। একদম বলতে পারেন ছুটির আ যথাযথ আ সঠিক সময়গুলোকে আসলে ইনজয় করছি, ঘুরে বেড়াচ্ছি, মজা করছি। মানে ছুটিগুলোকে কোনভাবে মিস করা যাবে না। সেটাই আসলে করছি প্রতিদিন।
হুম। উম জি। <chuckles> উম বুঝতে পারছি। আচ্ছা। তবে আমি এই যে
আপনার কি খবর? আপনি কীভাবে কাটাচ্ছেন আপনার দিনগুলো?
আহ, ছুটির দিনে আরকি এই যে গোসল আ গোসল করতে, করতে আর সেই গোসল শেষ মুহূর্তে আরকি পানি শেষ হয়ে গেলো। তো ওটা নিয়ে আরকি একটু ভাবছিলাম বা একটু বিরক্তিবোধই হলাম। যে আসলে আ কাহিনী কি? তো তারপরে আসলে আমার কাছে আবার মাথায় আ চিন্তা ভাবনা আসলে আমরা তো আসলে অতিরিক্ত জল অপচয় করি, তাই না?
উহুম। আচ্ছা। <chuckles> উহুম। হুম। হুম, হুম। ঠিক।
যেমন, আপনার এই যে আমি প্রায় ১০ মিনিট ধরে গোসল করেছি।
আম অতিরিক্ত সবকিছুই তো অপচয় করছি।
হি, হুম। একদম। তো এটাই আরকি ব্যাপার। আর যার ফলে দেখেন যে জল অপচয় যে করতে করছি এটার ফলে কি, কি হচ্ছে দেখেন। আপনার কিন্তু এই যে ভূমিধ্বস বা ভূমিকম্প হলে যে একেবারে মাটি ধসে একদম আ কয়েকশো কিলোমিটার আ গভীরে হয়ে যাচ্ছে বা আ খাদ হয়ে যাচ্ছে যে ব্যাপারগুলো, সেগুলো কিন্তু আসলে আমার কাছে মনে হয় জলের কারণেই, তাই না?
জি। হুম। হুম, হুম। হুম, হুম। জি।